মানে বেশ ভালো একটা বিষয় এইযে আলাপ আলোচনার কথা বললেন আপনি যে, এইগুলা আসলে ফলোও করেন। দেখা যায় অনেকে কিন্তু এগুলা বলতে পারে না। বরং নিজে, নিজে একা, একা হতাশাগ্রস্ত হয়। তবে আপনি যেটা করেছেন এটা কিন্তু আ মানে ব্যা খুব ভালোই করেছেন। তবে <tsk> এইক্ষেত্রে যদি একটু আ জিজ্ঞেস করি আপনাকে। যে এইযে পেশা পরিবর্তনের সময়, হ্যাঁ? বা এটা কি আসলে পেশাটা যখন পরিবর্তন আপনি করেছিলেন বা আপনি ধরেন যদি ক যদি কখনো চিন্তা করেন আবার, সেক্ষেত্রে কি আপনার পছন্দের মানে কাজের প্রতি আপনি আ নির্ভর করবেন? যে ওই পেশাটা ওভাবে পরিবর্তন করবেন নাকি যেখানে টাকাটা বেশি হবে ওই পেশাটা নিবেন? এটা কিভাবে নির্ধারণ করবেন?
হুম। উম। উম। উম। দেখুন অবশ্যই আমার কাছে উম যেটা মনে হয় যে মেম আমি অবশ্যই কোন অবস্থাতেই টাকাটাকে priority হিসেবে আসলে দেখি না। হ্যাঁ? মানে আমি আসলে একটা জব যখন আসলে চেঞ্জ করতে চাই, তখন আসলে কিছু, কিছু ব্যাপারের দিকে আসলে খেয়াল করার চেষ্টা করি। যেমন ধরুন, যে আমার বর্তমান যে চাকরিটা রয়েছে বা নতুন যে চাকরিটা আসলে আমি করতে চাই সেখানে আসলে career growth এর কোনো সীমাবদ্ধতা আছে কিনা। মানে ধরুন, অনেকক্ষেত্রে হয়তো যে বর্তমান চাকরিতে এমন একটা stage এ আপনি পৌঁছে গেছেন সেখানে আসলে আর উন্নতি করার খুব একটা সুযোগ থাকে না। তো সেটা কিন্তু একটা হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার হতে পারে। তারপরে ধরুন ওইযে অসন্তোষ বা burn out হয় হ্যাঁ মানে কাজের চাপ, আগ্রহহীনতা বা মানসিক এক ধরনের ক্লান্তি উ ভর করে। তো সেখান থেকেও অনেক সময় কিন্তু মানুষ আসলে পেশাটা পরিবর্তন করতে চায়। তারপরে ধরুন আরেকটা ব্যাপার থাকে, যে নতুন দক্ষতা বা শিক্ষার প্রয়োগ। হ্যাঁ? নতুন ট্রেনিং, technical skill বা উচ্চতর ডিগ্রি অর্জনের পরেও কিন্তু তখন একটা অন্য খাতের দিকে সুযোগ দেওয়ার একটা scope থাকে। <smacks lips> তারপরে কারন হ্যাঁ, source আ হ্যাঁ, টাকার ব্যাপারটা অবশ্যই আসে বা টাকার ব্যাপারটা আমার ধারণা আমার ক্ষেত্রে atleast এটা সবার পরে আসে। অবশ্যই আমিও বেশি টাকা চাই। কিন্তু সেটা অবশ্যই যে আগে যে পয়েন্টগুলো বললাম সেগুলোকে আসলে বাদ দিয়ে নয়। অবশ্যই সেগুলো fill up করার পরে তারপরেও হয়তোবা আমি আর্থিক বিষয়টাকেও আসলে অ্যা মানে আর্থিক বিষয়ের প্রয়োজনীয়তাও আসলে ভেবে দেখি।
ও, আচ্ছা। চেঞ্জ করতে চান না। যেরকম? হ্যাঁ। সীমাবদ্ধ আছে কিনা? হ্যাঁ। জ্বী। সুযোগ থাকে না, হ্যাঁ। হুম, হুম, হুম, চাপ বেশি থাকে। হ্যাঁ। করে যায়। জ্বী। Scope থাকে। জ্বী। হু, হু, হু।